আহ একটা বিষয়, ধরে, আ একটা বিষয় আসলে বেশ কিছুদিন ধরে আমাকে খুবই কষ্ট দিচ্ছে এবং সে বিষয়টা নিয়ে আসলে আমি এতটাই চিন্তিত যে আ কি করব? আসলে বুঝে উঠতে পারছি না। তো আ বিষয়টা নিয়ে আমি অনেক ভেবেছি এবং আ এতটা ভাবার পরেও আসলে এটার কোন সমাধানই আমি খুঁজে পাইনি। তো বিষয়টা আমাকে এতটাই কষ্ট দিচ্ছে যে আমি আসলে এই জায়গা থেকে একটু বেরিয়ে আসতে চাই। তো কিভাবে বের হবো বা আসলে আ কি করলে আমার নিজের জন্য ভালো হবে? আমি না কোনভাবেই এটা খুঁজে পাচ্ছি না বা আ কারো কাছে গিয়ে যে আসলে পরামর্শ চাইবো বা এটা কারো সাথে শেয়ার করা যায় কিনা বা আ এটা কাউকে বললে আসলে আমাকে সঠিক পরামর্শ দিতে পারবে কিনা? সেটা নিয়েও আমি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। তো আ এই বিষয়ে আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন কিনা?
আচ্ছা। হুম। আহ অবশ্যই আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আপনাকে সাহায্য করার জন্য। আ আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনি আ খুবই খারাপ একটা অবস্থার ভেতর দিয়ে যাচ্ছেন। আ আপনি কি দয়া করে আমাকে একটু বলবেন আসলে কি হয়েছে আপনার সাথে বা কি হচ্ছে এখন? আপনি কিসের ভিতর দিয়ে যাচ্ছেন আসলে?
আহ কথাটা আসলে কিভাবে বলব? সেটাই বুঝতে পারছি না, বিষয়টা অনেক জটিল একটা বিষয়। আ যদিও আ বিষয়টা আ এরকম যে আমি আ ছোটবেলা থেকে যখন আ আসলে আম বড় হলাম যখন আমার ভেতর না আ একটা জিনিস আ জাগ্রত হচ্ছিল সেটা হচ্ছে যে, আমি সব বিষয়কে একটু জটিল করে দেখার চেষ্টা করতাম। মানে যেটা আসলে আ সাধারণ একটা বিষয় সেটাকেও একটু জটিল করে দেখতাম। তো এরকম একটা মনোভাব নিয়েই আসলে আমি ছোট থেকে বড় হচ্ছিলাম। তো একটা পর্যায়ে আ আমার একজনের সাথে পরিচয় হয়।
হুম।
তো পরিচয়ের একটা পর্যায়ে তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তো সম্পর্কটা আ খুব ভালো চলছিল। আ <snorts> দিন, দিন আমাদের সম্পর্কটা খুব গভীর হচ্ছিল, আমাদের মধ্যে আ আন্ডারস্ট্যান্ডিংটাও খুব ভালো চলছিল। <snorts> তো আ সম্পর্কটা একটা পর্যায়ে গিয়ে আ কেন জানি না আ খারাপের দিকে যাওয়া শুরু করে।
বেশ, হুম।
তো আ খারাপের দিকে যেতে, যেতে দেখা যাচ্ছে যে, আ সম্পর্কটা একটা পর্যায়ে গিয়ে আসলে আ শেষ হয়ে যায়। তো সম্পর্কটা নিয়ে যদি আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে, আ আমাদের আ দীর্ঘ আ ১৯ বছরের একটা পরিচিত, আ পরিচিতি ছিল। <snorts> আমরা একই কলোনিতে বসবাস করতাম এবং আ তাকে আমি ছোটবেলা থেকেই চিনতাম। <snorts> তো আ ১৯ বছর তার সাথে আসলে পার করে এসেছি। আ তার প্রতি অন্যরকম একটা মায়া আমার কাজ করত। তো আ বিষয়টা এরকম হয়েছিল যে তার সাথে আমার আ যে সম্পর্কটা গড়ে উঠেছিল সেটা প্রায় আ ৭ বছরের কাছাকাছি আসলে আ একটা রিলেশনশিপই বলা যায় যে তার সাথে আমি আসলে ৭ টা বছর একটা রিলেশনশিপের মধ্যে ছিলাম। আর বাকি সময়টা আ তার সাথে আমার যেহেতু দীর্ঘদিনের পরিচয় তো সব মিলিয়েই রিলেশনশিপ এবং আ পরিচিতির যে সময়টা সব মিলিয়ে আসলে দেখা যাচ্ছে যে অনেক ভালো একটা সম্পর্ক আমাদের মধ্যে ছিল। তো একটা পর্যায়ে বিষয়টা যে কেন এরকম হয়ে গেল? আমি না আসলে এটার কারণটাই খুঁজে পাচ্ছিলাম না। তো আ যখন আমাদের সম্পর্কটা শেষ হয়ে যায় তো আমি মানসিকভাবে আসলে খুবই ভেঙে পড়ি এবং নিজেকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে আ আসলে আ মানে আমি যে, এটা হয়ে গেলো আমার সাথে তো এটা কেন হলো? বা এটা হয়তো আমার দোষে বা তার দোষে, মানে কোন কিছুরই কূলকিনারা আমি খুঁজে পাচ্ছিলাম না। তো মূলত সমস্যাটার শুরু এখান থেকেই হয়েছে আরকি।
আহ্হা! খুব স্বাভাবিক। আচ্ছা, আচ্ছা। তো আপনার আ সম্ভবত একটা আ রোমান্টিক সম্পর্ক ছিল। আপনি আ সেখান থেকে আ যেকোনো কারণেই হোক বেরিয়ে আসতে হয়েছে আপনার। এই তো?
হুম, হুম। হুম, হুম।
তো আ আপনি আ কয়দিন হল? যে এখান থেকে বেরিয়ে এসেছেন? এটা যদি একটু জানান।
আ এখান থেকে বেরিয়ে এসেছি, এখন প্রায় বছরখানেক হয়ে গিয়েছে। তো
ওহো! তাহলে তো অনেকদিন হয়ে গেছে অনেকদিন। তাহলে তো অনেকদিন হয়ে গেছে। এটা মনে হয় না। আপনার আপনি যে বললেন যে আ অনেক অ দীর্ঘ একটা সম্পর্ক ছিল। এখন আপনাদের ভেতর আ ১ বছরের একটা গ্যাপ তৈরি হয়েছে। তো তার মানে আপনি আ এটা আসলে আর আ কন্টিনিউ করা সম্ভব হবে না। যদি এটা আ আ ভালোভাবে কাজ করতো। তাহলে এতদিনে হয়তো আপনারা এটা একটা সমাধান করে ফেলতে পারতেন। তো আমি বলব আসলে আপনি আ বাস্তবে নেমে আসুন। আপনি হয়তো ভাবছিলেন যে আ এটা হয়তো আবার ঠিক হবে। হয়তো আবার বিষয়টা আগের মতো হয়ে যাবে। কিন্তু আ আপনি এখন অ্যাঁ যে অবস্থায় আছেন। আ সেটা সেখান থেকে আসলে আগের যে অবস্থায় এটা ফিরে যাওয়া সম্ভব না। আমি বলব আপনাকে আপনি আ বাস্তবতাটা মেনে নিন বাস্তবতাটা মেনে নিন তাহলে হয়তো আপনি অনেকটাই কষ্ট কম পাবেন। আ আপনার কষ্টের আ আসল কারণগুলো কি, কি? আপনি আসলে কী কী ভাবছিলেন বা সম্পর্কটা শেষ হয়ে যাওয়ার পর এখন কি পরিস্থিতিতে আছেন? একটু যদি বলেন আমাকে।
হুম, হুম। আহ সত্যি কথা বলতে যে আসলে আ তার প্রতি আমার মায়াটা যে এতটাই তীব্র ছিল আ যে আমি না এখন যেখানেই যাচ্ছি <snorts> বা আসলে অন্য কারো সাথে যদি নতুন কোন সম্পর্কের কথা বলেন বা আ যদি বিয়ের, বিয়ের কথা বলেন তাহলে সব জায়গাতেই <snorts> আমার মানে তাকে, তাকে ঘিরে যে একটা আমার চিন্তা কাজ করতো বা তাকে নিয়ে যে আমি স্বপ্নগুলো দেখতাম সেগুলোই আমাকে বারবার নাড়া দিচ্ছে। এবং সবার মধ্যে আমি তাকেই খুঁজে বেড়ানোর চেষ্টা করছি। কিন্তু কোনভাবেই আ তাকে আসলে কারো সাথে আসলে মেলাতে পারছি না। <snorts> তো এই বিষয়ের কারণে আসলে আমি আ কোন কিছুতে এগোতেও পারছি না বা তাকে যে আমি ফিরিয়ে আনবো সেই সুযোগটাও হয়তো আ এখন আমার কাছে নেই। তো আমি দিনকে দিন কেন জানি না। আসলে নিজেকেই হারিয়ে ফেলছি যে আমি আসলে কি করছি? আমার কি করা উচিত। আমি আমার পরিচয়টা কী? আমি যে আসলে আ নিজে কিছু একটা বা নিজেকেও বা আমার নিজের সম্পর্কে না আমি ভাবতেই পারছি না। আমার সবসময় তাকে নিয়েই মাথায় একটা আ চিন্তা ঘুরে বেড়াচ্ছে <snorts> যে আ কেন হলো বা কী কারণে আমাদের সম্পর্কটা আ দোষটা কি আ আমার ছিল? আ আমার যদি দোষ থেকেও থাকে তাহলে আসলে কি দোষ ছিল। এবং আ আমি আসলে কেনই বা তখন হয়তো রাগের মাথায় কিছু বলেছিলাম বা হয়তো কোন কারণবশত জেদের বশত কিছু করেছিলাম। তো সেটা কেন করলাম আসলে যদি আমি সেটা না করতাম, হয়তোবা আজকে এই পরিস্থিতিতে আমাকে পড়তে হত না। তো এই সবগুলো বিষয়ে এতটাই আমার ভিতরে আসলে এতদিন ধরে চেপে বসে আছে যে আমি কোনভাবেই এটা থেকে বের হতে পারছি না। যার কারণে পরিস্থিতি হয়তো এখন আমার অনুকূলে নেই। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আমি খুবই বাজে একটা সিচুয়েশন পার করছি আরকি।
হুম। না, না। হুম। উম উ আসলে আহ আপনি যে সমস্যাটা আ পড়েছেন, আপ আমি বলব আপনি আসলে আপনার অতীতে পড়ে আছেন। আপনি এখন যে সময়, বর্তমান সময়, আপনি আপনার বর্তমান সময়ে নেই। আপনি বাস করছেন আপনার অতীতের কোন একটা সময়ে। আপনি ভাবছেন যে কি করলাম বা কী করলে কী হতে পারত। এখন তো এটা ভাবার সময় না, তাই না? আ এটা ব্রেকআপটা যদি সম্প্রতি হত তাহলে হয়তো আপনি এটা ভাবতে পারতেন। কিন্তু এখন আপনি আপনারা দুজনেই ওই জায়গাটা থেকে অনেক দূরে চলে এসেছেন। আবার আপনি বলছিলেন আপনি অন্য আরেকজনের মাঝে তাকে খুঁজে বেড়ান বা রোমান্টিক সম্পর্ক স্থাপন করতে চাইলে আপনার মনে শুধু আপনার আ সাবেক প্রেমিকার কথা বা আ ওই মানুষটার কথাই আপনার মনে চলে আসে। আ আমি বলব আপনি আ রোমান্টিক সম্পর্ক থেকে আ আপাতত কিছুদিনের জন্য বিরতি নেন; হ্যাঁ? আপনি আপনার সাথে যে সকল মানুষের শাশ্বত সম্পর্ক আছে, আপনার বাবা-মা, আপনার ভাই-বোন এই মানুষগুলোকে সময় দেন। তারা অবশ্যই আপনাকে বুঝবে। আপনার আব আ পছন্দ-অপছন্দ জানবে বা আপনি কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা অবশ্যই বিষয়টা অনুধাবন করবে; হ্যাঁ? আমি অনুরোধ করব আপনি আপনার আ আ সত্যিকারের বাস্তব সম্পর্ক, যে সম্পর্কগুলো একেবারে শাশ্বত, চাইলেই ভেঙে ফেলা যায় না, চাইলেই আ ছুঁড়ে ফেলা যায় না যে সম্পর্কগুলো; সেই মানুষগুলোর কাছে যান। তাদেরকে, তাদের সাথে থাকেন আরকি। তাহলে হয়তো একটু ভালো লাগবে আপনার। আ আপনি কি এটা করার চেষ্টা করেছিলেন কখনো?
হুম, হুম। হু, হু। হুম, হুম। হু, হু। আহ আ আপনি খুব সুন্দর একটা কথা বললেন যে আ এই জায়গা থেকে আসলে আমাকে একটা বিরতি নেওয়া উচিত। আ বিষয়টা আমিও ভেবে দেখেছি যার কারণে হয়তো আ দীর্ঘ ১ বছর আসলে কারো সাথে বা কোন বিষয়ে আমি জড়িয়ে পড়িনি। কিন্তু আমার পরিবার থেকে আমাকে আ বারবার বিয়ে করার জন্য একটা মানে চাপ দেওয়া হচ্ছে। তো এ আমি চাচ্ছি না যে বিষয়টা নিয়ে আসলে এখন ভাবতে তো। এখন পরিবারের আ ফেলে কথা আমি ফেলেও দিতে পারছি না। আমার পরিবার আ বিষয়টা যেহেতু জানতো কিছুটা তো তারাও আসলে আমার মানসিক যে প্রেশার টার আ নিয়ে মধ্য দিয়ে আমি যাচ্ছি সেটাও তারা আসলে মেনে নিতে পারছে না। তো আ তাদের দিক থেকে যে চেষ্টাটা হচ্ছে যে আ যদি আ একটা বিয়ে আ করা যায় সেক্ষেত্রে হয়তোবা আ নতুন কারো সাথে আমি আ একটা সম্পর্কে জড়িয়ে পড়লে হয়তো বা সেই কষ্ট থেকে হয়তো কিছুটা বেরিয়ে আসতে পারবো। তো তাদের দিক থেকে এই চেষ্টাটাও আসলে আমি খারাপ ভাবেও নিচ্ছি না। কিন্তু আমার যে সমস্যাটার কথা আপনাকে বললাম যে আমি আসলে সবসময় আ অন্যের মধ্যে তাকে খুঁজে বেড়াই। তো এই জিনিসটা না আমি কোনভাবেই আসলে এখান থেকে সরে আসতে পারছি না। তো এই বিষয়টা নিয়ে আসলে কি করা যেতে পারে আ একটু যদি বলতেন।
হুম, হুম। আসলে আম তার আ স্মৃতিগুলো আপনি যদি ভুলতে চান তাহলে আমি বলব আ তার যত স্মারক বা তার আ যত স্মৃতি আপনার কাছে আছে বস্তুগত জিনিস সেটা তার উপহার হতে পারে, তার লেখা কোন চিঠি হতে পারে। আ সেগুলো আপনি আ অন্য কারো কাছে দিয়ে দিন হয়তো আপনার মা বা আপনার বাবা। অন্য কারো কাছে তার আ যে জিনিসগুলো আছে আপনার কাছে। তার জিনিস সেগুলো আ অন্য কারো কাছে দিলে হয়তো আপনার মনে আ তার যে স্থানটা আছে সেটা হয়তো একটু কমে যাবে আমার এটা মনে হচ্ছে। আর একটা কথা আপনি বলছেন যে আপনাকে আ হয়তো আপনার পরিবার থেকে জোর করে বিয়ে দেয়া হচ্ছে। আমি বলব যে আপনি এখনই আসলে আ বিয়ে থেকে একটু দূরে থাকেন বা অন্য কোনো মানুষের সাথে সম্পর্ক স্থাপন থেকে দূরে থাকেন কারণ আপনি এখনো কিন্তু আপনার আ স্বাভাবিক অবস্থায় ফেরত যেতে পারেননি। এই অবস্থায় যদি আপনি অন্য একটা সম্পর্কে যেতে চান, তাহলে দেখা যাবে আ যে নতুন মানুষটি আপনার জীবনে আসছে, তার হয়তো ক্ষতি হয়ে যেতে পারে। হ্যাঁ? তো আমি বলব আপনি এই বিষয়টা একটু বিবেচনা করে দেখতে পারেন। যে আপনার পরিবারের সাথে কথা বলে যে এটা তো আসলে এই মুহূর্তে সম্ভব না আপনি যখন নিজেকে বিয়ের জন্য ফিট মনে করবেন তখন আপনি বিয়ের দা জন্য প্রস্তুতি নিতে থাকবেন। আমার মনে হয় এটা খুব ভালো একটা সিদ্ধান্ত হবে।
হু, হু। আহ আপনার এ্যাঁ কথাগুলো আসলেই আমার আ বেশ ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে আমাকে বললেন যে, আ কথাটা আসলেই যুক্তিযুক্ত যে, আমি যদি এখন আ নতুন করে আসলে কারো সাথে সম্পর্কে জড়িয়ে পড়ি তো সেক্ষেত্রে <snorts> আ দেখা যাচ্ছে যে, তার জীবনের একটা ক্ষতির আ হয়তো পসিবিলিটিস থেকে যায়। তো আ পোত আ আপনার কথাটা আসলেই আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আসলে আ এতটাই মানসিক চাপের ভিতরে আছি যে, এই বিষয়টা নিয়ে আসলে ঐভাবে কখনোই ভেবে দেখা হয়নি। <snorts> তো আ আপনার প্রত্যেকটা কথা আসলে আ অতি মূল্যবান এবং এত সুন্দর করে যে আপনি আমাকে পরামর্শগুলো দিলেন। আ আমি চেষ্টা করব যে, আমার ভবিষ্যতের দিনগুলোতে এই পরামর্শগুলো আ মাথায় রেখে আসলে আ চলার জন্য। তো আপনার সাথে কথা বলে আসলে খুবই ভালো লাগলো এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে, আপনি আমাকে এতগুলো পরামর্শ দিয়ে আসলে সাহায্য করলেন। তো আ আপনাকে এ আপনার আ কথাগুলো আমি সবসময় মেনে চলার চেষ্টা করব। এবং আ আপনাকে সর্বশেষে এ আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি, জি। হুম, আপনাকেও ধন্যবাদ। আমি, আপনার সামনের দিনগুলোর জন্য শুভকামনা জানাচ্ছি। আশা করি আপনি আপনার বর্তমান পরিস্থিতি থেকে খুব শীঘ্রই সামনে এগুতে পারবেন। শুভকামনা রইলো।